হ্যাঁ সেটা তো অবশ্যই জরুরি। কারণ আ আমি যদি বাচ্চাদের বা শিশুদের আবেগ বুঝতে না পারি, তাহ আমি যদি তাদের কথাবার্তা বুঝতে না পারি, অবশ্যই তাদের যখন খারাপ সময় যাবে বা তারা কোনো কিছু নিয়ে মন খারাপ করবে সেটা যদি ধরতে না পারি, তখন কিন্তু উম থাকে না যে আমরা বড়রা কিন্তু মন খারাপ হলে শেয়ার করতে পারি। তারা শেয়ারও করছে না। তারা নিজে, নিজে থাকছে। শুধু, শুধু তারা কষ্ট পাবে। আর তারা যখন এটা প্রকাশ করবে না, এটা কিন্তু জমতে, জমতে তাদের মধ্যে অনেক বড় একটা আকার ধারণ করবে যেটা আসলে তাদের, তাদের জন্য ক্ষতিকর। হ্যাঁ? তো বাচ্চাকে বোঝানো হ্যাঁ, হ্যাঁ বোঝানোটা অনেক কঠিন বা বোঝাটা অনেক দরকারও আসলে।
আচ্ছা। আচ্ছা। না সেটা তো অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। না সেটা তো আসলেই ঠিক, হ্যাঁ। উম সেটা তো অবশ্যই আপনি জিনিসটা আসলে ভালোভাবে ব্যাখ্যা করলেন। কারণ বাচ্চাদের আসলে বোঝার ক্ষেত্রে কিন্তু আসলে অনেক কিছু খেয়াল রাখতে হয়। যেটা বলছিলেন আরকি। তো সেক্ষেত্রে যদি বিষয়গুলো খেয়াল করা যায়, তো সে অর্থে কিন্তু আসলে জিনিসগুলো তাদের জন্য সহজও হয়ে যায়, আবার তারা কিন্তু আস্তে, আস্তে বিষয়টা বুঝতেও শেখে। কারণ বাচ্চারা তো আসলে অ্যা বড়দের কাছ থেকে শেখে। তো বিষয়টা কিন্তু আসলে ভালো বিষয়টা আপনি আসলে উল্লেখ করলেন। তো এক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার থাকে। মানে আবেগ বোঝাতে আপনি বেশি গল্প, উদাহরণ নাকি আসলে বাস্তব কোনো ঘটনা তাদের সামনে ব্যবহার করেন?
হুম, হুম, একদম। বড়দের কাছ থেকে শেখে, একদম। জ্বি। না আসলে জিনিসটা হয় কি, বাচ্চারা তো অনুকরণ প্রিয়. তো দেখা যায় যে যদি এরকম কোনো বাস্তব ঘটনা থাকে যেটা দিয়ে তাদেরকে মন ভালো করা যায়, বা আগে যদি বুঝতে পারি যে, হ্যাঁ তার কোনো কারণে মন খারাপ হয়েছে, কেউ কিছু বলেছে, সে কারণে মন খারাপ হয়েছে, তো সেগুলোকে সেভাবেই আ বর্ণনা করার চেষ্টা করি। হ্যাঁ, আবার দেখা যায় যে কিছু গল্প নিজের মতো করে বানিয়ে বলে দেই, যেটা আসলে তাদেরকে একটু মন আ ভালো করে দেবে, হ্যাঁ। না আবার দেখা যায় যে সে ওখান থেকে কিছু শিখতেও পারবে যে সবসময় আসলে কেউ কিছু বললে ম সেটাকে নেগেটিভ ভাবে নিও না, পজিটিভ ভাবেও নিও তোমার ভালোর জন্য বলছে। তো এই বিষয়গুলো আর কি নিয়ে আসি যেন সে বুঝতে পারে নিজে থেকে।
হ্যাঁ, সেটা তো অবশ্যই। আচ্ছা। মানে আপনি আসলে বর্ণনা করেন। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> ভালো লাগে, হ্যাঁ। <chuckles> না সেইটা তো ঠিক, হ্যাঁ। <chuckles> বিষয়টা আসলেই ভালো। কারণ বাচ্চারা কিন্তু আসলে দেখা যাচ্ছে কিন্তু অনুকরণ প্রিয় হয়, আপনি যেটা বলছিলেন। তো সে অর্থে আসলে আপনি আসলে দেখা যাচ্ছে, অনেক ক্ষেত্রে তাদের মন রক্ষার্থে আসলে গল্প বানিয়ে বলেন, বা কখনো, কখনো এমন কোনো বাস্তব ঘটনা বলেন যেটা আসলে তাদেরকে যে মানে পরিস্থিতির মধ্যে থাকে, সেটা থেকে যেন তারা বেরিয়ে আসতে পারে বা ভয় লাগা বা খারাপ লাগার বিষয়টা তারা যেন বুঝতে পারে। তো এইক্ষেত্রে আসলে এরকম টাইপের একটি প্রশ্ন, মানে রাগ, দুঃখ বা ভয়, এই যে, যে কঠিন আবেগগুলো, তো আপনি আসলে বাচ্চাদেরকে কিভাবে বোঝান?
হ্যাঁ, হ্যাঁ। একদম, হ্যাঁ। জ্বি, জ্বি। জ্বি, জ্বি। জ্বি।

আমি সবসময় তাদের সাথে একটা নরম ব্যবহার করি। নরম বলা যায় ভাষা যেটাকে খুব সফট বলা যায়, যে আমি তাদের সাথে এমন না যে, "তুমি এমন কেন করছো?" বা এই জিনিসগুলো হয় কি, যে আ তাদেরকে আরো বেশি ভীতি নিয়ে আসে তাদের উপরে। যদি জিনিসটা হয় যে তুমি কেন করেছো? বা কিছু হয়েছে কিনা? দেখা যায় যে এটাও আমি ডিরেক্টলি জিজ্ঞেস করি না। একটু সময় দিয়ে যে, "তুমি এটা খেলবে? বা ওটা খেলবে? এটা খেলতে মন চাচ্ছে?" যখন দেখি যে তা অনিহা বেশি প্রকাশ করছে, তখন আসলে আমি আ কিছু নামের মাধ্যমে সনাক্ত করার চেষ্টা করি। যেমন, বলেদি "তুমি মনে হয় একটু হতাশ?" বা "একটু মনে হয় খারাপ লাগছে?" তো একদম ডিইরেক্ট কোয়েশ্চেন না করে, এইযে এরকম এ, "হতাশ?" বা "একটু খারাপ লাগছে?" মানে এই ধরনের কথা বলেও আসলে বোঝা যায়, যে আসলে কি বলতে চাচ্ছে তারা।
বিষয়টা অবশ্যই ভালো। <laughs> সেটাও ঠিক। <chuckles> না বিষয়টা কিন্তু ভালো বেশ! হ্যাঁ। আচ্ছা। হাহ আচ্ছা। <laughs> না, বিষয়টা কিন্তু আসলে আপনি খুব ভালোভাবে বললেন যে, একটা ব্যাপার কিন্তু থাকে যে, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু যদি নরম ক্ষেত্রে বলা হয়। তো সে অর্থে হয়তো বা তাদের যে ব্যাপারটা তারা কিন্তু প্রকাশ করে বা তারপরেও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনীহার ব্যাপারটা ওটা কিন্তু থেকেই যায়। তো সেক্ষেত্রে আপনি আসলে বিভিন্ন ধরনের নাম বলে, বলে জিজ্ঞাসা করেন, যে ব্যাপারটা এমন হয়েছে, হয়েছিল কিনা? তো সে অর্থে হ্যাঁ, হ্যাঁ। <laughs>
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হুম। এগিয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, মানে হতাশ বা তুমি কি মনটা খারাপ? এই জিনিসগুলা বলা তারাও আসলে সনাক্ত করতে পারে, যে আমি আসলে কোনটা বলব, বা কিভাবে বলব। তারা তো তাদের আবেগ আর বোঝাতে পারে না, ওভাবে, যে আমি হতাশ লাগছে বা এরকম, হ্যাঁ, এটা।
আচ্ছা, আচ্ছা। <laughs> না সেটা তো ঠিক। হ্যাঁ, হ্যাঁ। না বিষয়টা আসলে হতাশ-টতাশ যখন আপনি আসলে জিজ্ঞাসা করেন, তো সে অর্থে হয়তো আপনাকে জিনিসগুলো মানে বলে দেয় আসলে তাদের সাথে কি হয়েছিল। তো সে অর্থে আসলে আপনি ১ টা ডিসিশনে আসেন। বিষয়টা আসলে বেশ ভালো। তো আপনি কি মনে করেন? বাচ্চাদের সামনে নিজেদের যে আবেগ প্রকাশ করার যে মাধ্যম, সেটা কি আসলে শেখার ব্যাপারটা বেশ জরুরি?
বলে দেন জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।

আ ব বলা যায় যে কি, যে যখন আমি বাচ্চাদের সাথে এরকম করে কথা বলি বা communication করি, চেষ্টা করি, তখন আসলে <smacks lips> তাদের ভাষায় বা তাদের মতো তাদের অঙ্গভঙ্গিতে কথা বলার যে বে ব্যাপারটা, সেটা আগে নিজের <smacks lips> মধ্যে নিয়ে আসি। যে নরম হয়ে বলা বা এরকম যে, "আসলে তোমার কেমন মনে হচ্ছে?" বা এই যে, "কেমন অনুভব করছো?" ওরা কিন্তু সহজেই বলতে চায় না। আমি যদি direct একটা বাচ্চাকে বলি যে "তুমি কি feel করছো?" বা "তুমি কেমন অনুভব করছো?" তারা কিন্তু সহজে বলবে না। কিন্তু তাদের কথা বের করে নিয়ে আসার জন্য নিজেকেও কিছু tricks খাটাতে হয়, তাদের মতো করে কথা বলে। জি।
বলছিলেন, হ্যাঁ। আচ্ছা, চমৎকার বিষয়। <chuckles> <chuckles> হ্যাঁ। <chuckles> না এটা তো ঠিক। সেটা তো অবশ্যই। আসলে আপনি বিষয়টা আসলে খুব চমৎকারভাবে ব্যাখ্যা করলেন। কারণ বাচ্চারা কিন্তু আসলে সহজে কোনো কিছু বলতে চায় না। তখন সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে, আপনি আসলে তাদের মতো হয়ে কথা বলার চেষ্টা করেন। তো সেইক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ভালো outcome বের হয়, বা বলতে পারেন যে, বিষয়টা কিন্তু সে হয়তোবা বলে। তো এক্ষেত্রে হয়তোবা আপনার অভিজ্ঞতাটা খুব দারুণ ছিল। তো আসলে, আপনি আসলে কিভাবে বুঝলেন যে একটি শিশু, তার অনুভূতি প্রকাশ করতে পারছে না? কারণ এটা তো আপনি বলছিলেন যে এটা কিন্তু হয়। তো সেক্ষেত্রে আসলে আপনি কিভাবে বোঝেন?
বলতে চায় না, জি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আ দেখা যায় যে তারা আ মাঝে, মাঝে এরকম হয় যে চুপচাপ থাকছে, হয়তো বা তারা যেগুলো করতো, তারা অন বাচ্চারা স্বাভাবিকভাবেই সব শিশু একটু চঞ্চল হয়, কিছু, কিছু থাকে যে খুব শান্তশিষ্ট থাকে। কিন্তু তাদের যে রেগুলার রুটিনগুলো, তারা দৈনন্দিন যেই কাজগুলো করে, দেখা যায় যে তারা পছন্দের বইটা পড়তে চেষ্টা করছে বা খেলাধুলা করছে। সেইগুলো যদি তাদের খারাপ লাগে, তারা কিন্তু সেই কাজগুলো থেকে একটু হলেও বিরত থাকে। বা তার হ্যাঁ, তার যেই আ বলার ভঙ্গিমাটা বা দেখা যায় যে অনেক সময় খাওয়ার ক্ষেত্রেও তারা অনেক বেশি ভেজাল করে। তো হ্যাঁ, অনীহা দেখায়। তো এই জিনিসগুলো দেখলেই না বোঝা যায় আসলে।
সেটাও ঠিক। সেটা তো থ হ্যাঁ। হ্যাঁ। না, সেইটা তো ঠিক। অনীহা দেখায় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, বিষয়টা কিন্তু, হ্যাঁ। না, সেটা তো আসলে আপনি খুব চমৎকারভাবে বিষয়টা ব্যাখ্যা করলেন যে বাচ্চারা কিন্তু আসলে মানে normally কিন্তু খুব চাঞ্চল্য হ থাকে। তো, সেক্ষেত্রে যখন আসলে তাদের যে চাঞ্চল্যকর যেই জিনিসগুলো, ওটা যদি সেইক্ষেত্রে ব্যাপারটা এমন হয় যে missing হচ্ছে, সেটা খাবারের ব্যাপারে হতে পারে, বা হতে পারে তারা যেভাবে খেলে, সেক্ষেত্রে কিন্তু করছে না, তখন কিন্তু আসলে আপনি বিষয়টা খুব সহজে ধরতে পারেন, না, একটা প্রবলেম হয়তোবা আছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি জিনিসগুলো আসলে সুন্দরভাবে বুঝে, এটা একটা ভালো জিনিস ব্যবহার করেন। তো সেইক্ষেত্রে আসলে বাচ্চাদের সঙ্গে কথা বলার সময়, আপনি আসলে কোন ভাষা বা কিরকম টাইপের টোন ব্যবহার করেন?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, অনেক বেশি, জি। হ্যাঁ, হ্যাঁ। খেলাধুলার ক্ষেত্রে বা যেটা পছন্দ করতে, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ।

আ বলার জন্য দেখা যায় কি যে তখন আমি ডিরেক্ট প্রশ্নটা করি না। যখন দেখি যে একবার আ কোয়েশেন্টা করলে যে উম অনেক কিছু বলার পরে যখন বলছি যে, "তুমি কি আসলে মন খারাপ কর হয়েছ? বা, তোমার কি আসলে মন খারাপ করছে?" এইযে কোয়েশেন্টা করছি, তখন হয়তোবা সে চায় না বলতে। তো তখন দেখা যায় কি যে আমি নিজের মতো করে একটা গল্প বলছি বা আমাকে ওই সিচুয়েশনে ফেলে দিয়েছি। "জানো যে আজকে আমার সাথে এই জিনিসটা হওয়ার কারণে" হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ যে, "আমার সাথে এই জিনিসটা হওয়ার কারণে আমার আজকে মন খারাপ হয়েছে। আমার সাথে একজন কথা বলছে না।" তো এইযে কিছু সিচুয়েশন যদি আমি একটু থাকে না? যে নিজে, নিজে একটু বা মনে করে যে আন্দাজ করে নিলাম যে হয়তোবা এই কারণে ওর মন খারাপ হতে পারে। যদি এরকম কোন সিচুয়েশনে হয়, তখন সে সেইটা আমি আমার মধ্যে দিয়ে ওকে ব বোঝানোর চেষ্টা করি যে, "এই কথাটা তো আমিও বললাম। তাহলে সেও বলতে পারবে।" এটা চেষ্টা করি যে
করেন না, হ্যাঁ। আচ্ছা। না সেটাও ঠিক। আচ্ছা। মানে বিষয়টা আসলে গল্প দিয়ে বোঝানোর চেষ্টা করেন, হ্যাঁ। আচ্ছা। <chuckles> হ্যাঁ। <laughs> না বিষয়টা কিন্তু আসলে বেশ ভালো। মানে আপনার চেষ্টাটা বিশেষ করে। যে একটা বাচ্চাকে যখন আপনি আসলে প্রশ্ন করেন। তো সে অর্থে কিন্তু আসলে জবাব দেওয়াটা হয়তোবা তার কাছে কঠিন হয়ে পড়ে বা, এমন কিছু সে কিন্তু বলতে চায় না। তো সে অর্থে আসলে আপনি গল্প বানিয়ে বলেন। সে গল্পে আসলে আপনি নিজেকেও জড়িয়ে নেন। যাতে <chuckles> বিষয়টা আসলে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে ব্যাপারটা আসলে স্বাচ্ছন্দের ব্যাপার হ্যাঁ, হ্যাঁ। ত এ বিষয়টা আসলে কিন্তু ভালো একটি বিষয়। কারণ যখন আসলে আপনি আপনার উদাহরণটা টানেন, তখন হয়তোবা জিনিসটা বোঝে না, মাও তো এই বিষয়টা করেছে। তো সে অর্থে তাকে কিন্তু বলা যেতেই পারে। বিষয়টা আসলে খুব একটা ভালো লাগার মত ব্যাপার। তো সেক্ষেত্রে আসলে এ এমনকি কখনো হয়েছে আপনি কি কখনো এমন অভিজ্ঞতা পেয়েছেন যেখানে শুধু শোনাই সবচেয়ে বড় সমাধান ছিল?
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। কঠিন হয়ে পড়ে। একদম। যেন ও বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে যে না মাও তো বা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, একদম। তাকে যেতেই পারে একদম। না, একদম। হ্যাঁ, এটা অবশ্যই। কারণ, আমরা অনেক সময় হয় কি? যে শুনতে চাই না তার কথা কি? তার ভিতরের কথা কি? বা সে কিসে মধ্য দিয়ে যাচ্ছে? সে যখন বলতে চায়, আমরা শুনতে চাই না। কিছু একটা বললে আমরা মনে করি যে, "থাক শুনবো না।" কিন্তু তাদের কথা যে কথা শোনাটা কিন্তু অনেক বড় একটা বলবো যে, স্কিল। হ্যাঁ, এটা এটা প্রত্যেকটা মানুষের কিন্তু থাকে না। হ্যাঁ তো এটা আবার বাচ্চাদের ক্ষেত্রে তো একদমই না দেখা যায় যে বাচ্চাদের কথা আবার কি শুনবো? এ সবাই বলে যে, "বাচ্চাদের কথা আবার কি শুনবো? তারা আবার কি বলবে?" কিন্তু না, এটা কখনোই হওয়া উচিত না। বাচ্চাদের কথা বেশি করে শোনা উচিত। তাদের মন মানসিকতাগুলো বোঝা উচিত। কারণ তাদের কথা না শুনলে আসলে তাদেরকে আমরা বুঝতে পারব না। তো এজন্য দেখা যায় যে তারা যখন বলে হ্যাঁ তখন ধৈর্য নিয়ে আসলে তাদেরকে শোনা উচিত। তাহলেই দেখা যাবে যে অনেক কিছু সমাধান আমরা করে দিতে পারবো তাদের জন্য।
সেটাও ঠিক। হ্যাঁ। <chuckles> নিঃসন্দেহে জরুরি একটি বিষয়, হ্যাঁ। সেটা তো অবশ্যই। হ্যাঁ। <chuckles> <chuckles> উচিত না। হ্যাঁ। বোঝা উচিত। হ্যাঁ। না সেটা তো আসলেই ঠিক। হ্যাঁ, হ্যাঁ। শুনতে হয়। হ্যাঁ। না সেটা তো আসলে আপনি ঠিক বলেছেন। কারণ বাচ্চাদের শোনার অর্থে না আসলে জিনিসগুলো অনেকে মনোযোগী হয় না। আপনি যেটা বলছিলেন, তো সে অর্থে যদি কখনো এমন হয় যে বাচ্চারা যেগুলো বলছে তো সে অর্থে যদি তার পরিবার বা বড় সদস্যরা সদস্যরা যারা থাকেন তারা যদি মনোযোগী হন, তো সেক্ষেত্রে কিন্তু আসলে তাদের মনের কথা খুলে বলা কিন্তু বেশ সহজও হয়ে যায় বা তারা আসলে যে প্রবলেমগুলো থাকছে, সেগুলো থেকেও কিন্তু বেরিয়ে আসে? তো কখনো কি এমন হয়েছে, যে আপনি আপনার চেয়েও বাচ্চারা যে আবেগটা বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আপনি বুঝতে পারেননি? তো সেইক্ষেত্রে আসলে আপনি কিভাবে সামলেছেন?
জি। মনোযোগী হন হ্যাঁ। জি, জি। জি। সহজ হয়ে যায়। একদম। একদম, একদ হ্যাঁ, হ্যাঁ।